অবশ্যই। অ্যা একবার যেটা হলো, আমি তখন ইউনিভার্সিটির শেষ বর্ষে পড়াশোনা করি। তো দেখা গেছে যে, তখন আসলে চাকরি-বাকরির জন্য বিভিন্ন জায়গাতে ট্রাই করছিলাম। তো আমাদের অ্যা যেটা হয় যে, পরিবার থেকে আসলে এক ধরনের প্রেফারেন্স ছিল। পরিবার থেকে বলছিল, আমি যেন আসলে সরকারি চাকরি করি। কারণ সরকারি চাকরিতে এক ধরনের সিকিউরিটি আছে, নিরাপত্তার কিছু ব্যাপার থাকে। পেনশন পাওয়ার একটা বহন হ্যাঁ, সমাজে এক ধরণের উন স্তর উন্নীত হওয়ার একটা ব্যাপার থাকে। তাই না? হ্যাঁ, পরিবার থেকে আসলে এই জিনিসগুলো ভাবা হচ্ছিল। কিন্তু আসলে আমি চাচ্ছিলাম যে তখন অন্যভাবে, আমার অন্যভাবে ক্যারিয়ারটা গড়বার জন্য। আমি আসলে একাডেমিক লাইনে আমার ক্যারিয়ারটা গড়তে চাচ্ছিলাম। এবং আমার কিছুটা প্রেফারেন্স ছিল আসলে, লেখালেখির দিকে। আমি যেহেতু ছোটবেলা থেকেই একটু লেখালেখি করতাম। সো ওদিক থেকেই আমার একটু আগ্রহটা বেশি ছিল। তো, তখন দেখা গেছে যে, যদিওবা পরিবার একটু প্রেশার দিচ্ছিল, কিন্তু শে মু শেষ মুহূর্তে আসলে আমি আমার নিজের সিদ্ধান্তটাতেই অটল ছিলাম। এবং আমার নিজেকেই আসলে অগ্রাধিকার দিয়েছিলাম, বলতে পারেন।
আচ্ছা। হুম, হুম, হুম, হুম। একটা প্রত্যাশার জায়গা থাকে পরিবারে। হুউম, হুম, একদম। একদম, একদম ঠিক। আচ্ছা, চমৎকার! জ্বী, জ্বী। হু, হু। বাহ! বাহ! বাহ! চমৎকার ভাবে বলছিলেন আসলে যে, এই যে নিজের যে পছন্দ বা নিজের যে ইচ্ছে, সেটাকে আসলে অগ্রাধিকার দেওয়া। বলা যায় যে, আ বাঙালি সমাজে একটু কঠিনই হয়ে যায়। কারণ, ওই যে পরিবারের প্রত্যাশা বা বাবা-মায়ের আশা। তাদের স্বপ্ন পূরণের দিকে সন্তানরা যখন ছুটে থাকে, তখন কোনো না কোনোভাবে নিজের আ ইচ্ছাগুলোকে হারিয়ে ফেলতে হয়। সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে বললেন যে আসলে, আপনার যখন একটা ক্যারিয়ার গঠনের সময়, সে সময়ে দেখা গিয়েছে আপনি নিজেকেই অ্যা নিজের ইচ্ছাটাকে অগ্রাধিকার দিয়েছেন। খুব চমৎকার! তো, উম একটু যদি বলতেন যে, সেই সিদ্ধান্তটা নেওয়ার পর আপনার ১ম অনুভূতি কিরকম ছিল? মানে স্বস্তির, ভয়, নাকি গিল্টি, নাকি অন্য কিছু?
হুম। একদমই তাই। <chuckles> হ্যাঁ, সত্যি কথা বলতে এক ধরনের অপরাধবোধ আসলে কাজ করছিল। কারণ, আল্টিমেটলি তো পরিবারও আপনার ভালোটাই চায়। তাই না? তারা তো আসলে আপনার খারাপ চায় না। তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা একটারকম অ্যা ছিল, আমার দেখার দৃষ্টিভঙ্গিটা আসলে একরকম ছিল। এটুকুই যা পার্থক্য ছিল। হ্যাঁ, তো ১ অবস্থাতে আসলে আমি তাদেরকে ঐ কিছুটা অপরাধবোধে ভুগছিলাম যে, যেহেতু আমি তাদের ইচ্ছাকে প্রায়োরিটি দিচ্ছি না। তারা আমাকে খাইয়েছেন, পরিয়েছেন, বড় করেছেন। তারা তাদের অভিজ্ঞতা থেকেই হয়তোবা আমার জন্য ভালো সিদ্ধান্তটা নি নেওয়ার চেষ্টা করছিলেন। অ্যা কিন্তু সেদিক থেকে আমি যখন তাদের কথা শুনছি না, সেরকম একটা অপরাধবোধ তো আসলে মনের মধ্যে কাজ করছিল। আবার অ্যাট দা সেইম টাইম দেখা যাচ্ছিল যে, আমি শেষ পর্যন্ত আমার সিদ্ধান্তে এই যে অটল থাকার, সিদ্ধান্তটা নিলাম। তো সেইখান থেকে আসলে আমি কতটুকু সফল হতে পারবো? সেটা নিয়েও কিন্তু আসলে এক ধরনের দ্বিধা, ভয়, এগুলোও আসলে কাজ করছিলো বলতে পারেন। তো এটা একটা আসলে একটা মিশ্র অনুভূতি।
জ্বী, জ্বী। হ্যাঁ। এটা, এটা ঠিক বলেছেন। জ্বী। হু, হু, হু। একদম। জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। মানে দেখা গিয়েছে যেহেতু, অ্যা নিজেকে অগ্রাধিকার দিয়েছেন। সেহেতু নিজের একটা দায়িত্ব বলা যায় যে, একটু বেড়ে গিয়েছে বা প্রেশার একটু বেড়ে যায়। কারণ নিজের, আ ইচ্ছাটাকে অগ্রাধিকার দিলে, নিজেকে আরেকটু বেশি ভালোভাবে করে, উন্নতি করে, তাদের সামনে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে। তাই না?
হুম।